<smacks lips> এখন তো এই ছিটা রুটি আমি বলবো শুধু অঞ্চলে সীমাবদ্ধ না এখন যেটা সব জায়গায় পাওয়া যাচ্ছে।
না, না, না, না। উম একদমই ঠিক। আরেকটা করতো কি? আমি জানি না অন্য জায়গায় করি না। আমরা তো এখন এই যে পোলাও ভাতটা রান্না করি না? যে পোলাও ভাত তো এখন অ্যা সিম্পলভাবে রান্না করা হয়ে যায়। তো আমার নানী দাদীদের সময় দেখতাম যে তারা বিভিন্ন রকম মশলা দিয়ে সেই পানি ভালো মতন করে জ্বালিয়ে, জ্বালিয়ে ছেঁকে তারপরে সেই ছে পানিটা দিয়ে রান্না করতো। হুম।
জ্বী। জি। জি। <smacks lips> আচ্ছা। আচ্ছা, মানে কিভাবে রান্না করতো? মানে আপনি কি শিখেছেন?
না যেভাবে আমরা রান্না করি ওইভাবেই। কিন্তু যত রকম মসলা আছে সেটা দিয়ে আগে ওইটা করে নিত। এইটা হচ্ছে বলতে পারেন স্পেশাল যে ওই পানিটা দিলে যাতে scent খুব ভালোভাবে হয়। আরকি। উম এটা একটা পদ্ধতি।
আচ্ছা। আচ্ছা, কিন্তু দেখেন এখন আসলে নতুন প্রজন্ম কিন্তু কতটুকু আসলে ঐ সকল খাবার খাচ্ছে। আমি যদি বলি যে আমার বোনের আসলে বাচ্চা-কাচ্চা হয়েছে। ওদেরকে যখন আসলে আমাদের এই পছন্দের খাবারগুলা আমরা দিচ্ছি, ওরা কিন্তু খাচ্ছে না। ওরা আসলে বাইরের খাবার আ পিজ্জা, ডোনাট, কেক এ ধরনের খাবার কিন্তু বেশ পছন্দ করছে।
হুম। হুম। একদমই ঠিক। হু, হু। হুম, একদমই। এখনকার প্রজন্ম শুধু বলতে ওই পহেলা বৈশাখের পান্তা ইলিশটাই খাই। তাছাড়া মনে হয় আর কোন কিছু খেতে চায় না।
কিন্তু আমার বোনের বাচ্চারা আসলে সেটাও খেতে চায় না। ওদের খাবার মেইন হচ্ছে ওরা ভাতও খাবে না, পাস্তা খাবে কিংবা নুডলস খাবে। এই হচ্ছে বলা যায় ওদের রেসিপি। মানে সকাল থেকে শুরু হয় যে পাস্তা খাবো নয়তো crossant খাবো। মানে ভাত যে বাঙালির একটা ঐতিহ্য আমরা যে আনন্দ নিয়ে খেতাম এবং খাই।
হুম। না। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। উম মাছে ভাতে বাঙালি। সেটা খেতেই চায় না। আসলেই ঠিক বলেছেন আপনি। আর খেলে তারা মাংসের প্রতি আগ্রহ বেশি। যতটুকু ফ্রাই। উম অন্য কিছু খেতে চায় না।
একদম খেতে চায় না। নতুন প্রজন্ম তো জ্বি, জ্বি। একদম ঠিক বলেছেন যে মাংস খাবে। যাই হোক আজকে হ্যাঁ, বিভিন্ন রকম খাবার নিয়ে অ আ মানে আপনাদের খাবারের ইতিহাস শুনে প্রচন্ড ভালো লাগলো। যে আপনাদের এলাকার ঐতিহ্য
হুম। দি আমারও ভালো লাগলো আসলে। আমি এই যে নতুন, নতুন শাক-টাক কি যেন বললেন? এগুলো আমি আসলে কখনো শুনিনি। আমার ভালো লাগলো খুব শুনে। তো ও আমার এখানে মনে হয় পাওয়া যায় না। তা নাহলে চেষ্টা করতাম। উম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উম আপনাকেও ধন্যবাদ।
জ্বী, জ্বী, জ্বী। আমারও ভালো লাগলো। আশা করি আপনি সুস্থ থাকবে আচ্ছা। <chuckles> জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে।